আমি বলবো এটা কিন্তু আসলে খুবই ফলপ্রসূ। আ কারণ এরকম হয়েছে যখন আসলে আমি মানুষের বাসায় যাই। কিংবা যাদের আসলে বাগান আছে, তারা করছে। তাদের কাছে কিন্তু আমি নানা ধরনের আইডিয়া নিই। কিংবা আ আসলে জিজ্ঞাসা করি, "তুমি এই গাছটা কিভাবে করেছ? এই গাছটার পরিচর্যা কিভাবে করছো? অ্যা মানে এই জিনিসটা কীভাবে করা যায়?" আর এখন যেটি হয় কি? Facebook এ কিছু কমিউনিটি আছে। যেখানে আসলে আ বারান্দায় গাছ লাগানোর জন্য আলাদা কমিউনিটি আছে। ছাদ বাগানের জন্য আলাদা আছে কিংবা হয়
উহু, হুম। আচ্ছা, আচ্ছা। উহু, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন Facebook গ্রুপ রয়েছে, তাই না? <chuckles> জি, জি।
হ্যাঁ। এক্সাক্টলি। এ তো আমার এমন হয়েছে যে, আমি কিন্তু ওই গ্রুপ থেকে দেখেই আসলে গত বছর স্ট্রবেরি এ চারা, সেটি মানে আনার কিংবা আসলে ট্রাই করে দেখার প্রচন্ড ও ইচ্ছা জাগে আমার। পরবর্তীতে আনি আমি। যে ঐখান থেকেই আসলে কমিউনিটি থেকে একজনের কাছ থেকে আমি চারাটা নিয়ে আসি। কিন্তু জি।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। উহুম। জি। তার মানে হলো যে, মানে উৎসাহ প্রদান এবং এইযে কোন পরিবেশে কতটুকু আলোয় বা, কতটুকু জায়গায় কি গাছ রোপন করা যায়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই না?
হুম, হুম। কিভাবে সেটার যত্ন নিতে হচ্ছে সবকিছুই জানতে পারবে। এক্সাক্টলি। তো সেটি কিন্তু আপনি গ্রুপ থেকেই জানতে পারছেন কিংবা একে অন্যর হয় না যে, অন্য একটা গাছে আমি দেখেছি। এত সুন্দর করে করেছে। তখন কিন্তু আমারও ইচ্ছা জাগে যে, আমিও আসলে একটু ট্রাই করে দেখি। আমার এখানে এই ফুলটা যদি আমার এখানে হয়। তো আমি বলবো এই জিনিসগুলো খুব হেল্পফুল, এটলিস্ট। আর এতে কিন্তু যেটি হয়, সচেতনতা বাড়ানোটাও আমাদের জন্য খুবই সহজ। কারণ আমরা আসলে virtual life এ এটা access টা খুবই ইজি।
জি। সুন্দর বলেছেন। হু, হু। জি। <chuckles> জি, জি, জি। সুন্দর বলেছেন। জি। <chuckles> জি, জি, জি। জি। জি। সুন্দর কথা বলেছেন। তো আরেকটা ব্যাপার যদি একটু বলতেন যে, এইযে আপনি বলছিলেন যে, উৎসাহ পাওয়ার যে একটা ব্যাপারটা। তো উৎসাহ দেওয়ার ক্ষেত্রে মানে আপনি দেখলেন কারোর বাসায় কোন জায়গা আছে, কিন্তু ফেলে রেখেছে। হু? বা, অ কোনো চাইলেই কিছু ভালো কিছু করতে পারত। তো এই ধরনের কিছু দেখলে কি আপনি পরামর্শ দেন কিনা জায়গাটাকে কাজে লাগানোর জন্য?
হুম। অবশ্যই। হুম, হুম। জি।